আপ কিছুদিন যাবৎ আসলে আমি একটু আর্থিক চাপে আছি। আপনার আ কোন প্রকার সেভিংস করতে পারছি না বা নেই। আপ সাথে আপনার আ বলা যায় যে, বা কোন প্রকার কোন আ কাজ করতে পারছি না। আপনার কাজেও মন বসছে না। আর আস্তে, আস্তে হচ্ছে কি যে আ আপনার ঋদ ঋণে জড়িয়ে যাচ্ছি। একেবারেই বলা যায় যে আসলে আ আর্থিক যে অবস্থা সেটা সম্পূর্ণটা অনিশ্চয়তার ভিতর দিয়েই যাচ্ছে। আর এগুলো নিয়ে আসলে আমি বুঝতে পারছি না ঠিক আপ কিভাবে কি করা যায়? বা এখান থেকে আসলে আপ কিভাবে বেরোনো যায়? কারণ আমি কোন প্রকার সেভিংস করতে পারছি না। জি।
না, না। উহুম। হুম। আ হু, হু। আ জি, আসলে আপনার ব্যাপারটা বোঝা যাচ্ছে যে আপনি আসলে চেষ্টা করছেন কিন্তু কোনভাবেই সেভিংস টা হচ্ছে না। আবার পাশাপাশি সেভিংস টা না হওয়ার কারণে আপনার চিন্তাটাও বেড়ে যাচ্ছে, যেটা কিনা অনেক স্বাভাবিক। যে যখন আমরা অনেক চেষ্টা করি কিন্তু কোন একটা ব্যাপার আমাদের সাথে হয় না বা দেখা যায় যে আ উল্টাটা হচ্ছে যে খরচ বেশি হয়ে যাচ্ছে বা ঋণ হয়ে যাচ্ছে, তখন কষ্টটা আসলে বেশি পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু আপনি কি আমাকে একটু বলতে পারেন, আপনি যেহেতু বললেন যে কিছুদিন ধরে হচ্ছে এই ইস্যু টা আপনি ফেস করছেন। তো আসলে কবে থেকে আপনি এই ইস্যু টা ফেস করছেন যে টাকা যতই সেভিংস করার চেষ্টা করছেন কমে যাচ্ছে বা ঋণ নিয়ে ফেলছেন আরকি?
আ হ্যাঁ। হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। আ উম এই কথাটা বলতে পারেন যদি বলতে চাই তো প্রায় আ ৩ মাস আগে ধরেই আমি এই রকম চাপে আছি। আপনার আ কোন কাজ কাজে ঠিকমতো মন বসাচ্ছি না বা কাজ করছি না। আপনার আ চাকরিটা আসলে ছেড়ে দেওয়ার পর থেকে আসলে কোন প্রকার আ নতুন আমার ব্যক্তিগত যেসব কাজ ছিল সেখানে আসলে আমি আ কোনভাবে মন বসছে না আর। অতিরিক্ত খরচের যে ব্যাপারটা সেটা আসলে আমি আ তুলনামূলক একটু বেশি করে ফেলছি। বা যেখানে আসলে আয়ই আমার একেবারে নেই, সেখানে আপনার ওই যে আ ব্যয়টা আসলে কোনভাবে কমাতে পারছি না। জি।
ওকে। হুম, হুম। হ্যাঁ। হু, হু। জি, বুঝতে পারছি। যে আসলে এখন চাকরিটা চলে যাওয়ার কারণে আপনার এই সমস্যাটা আপনি ফেস করতেছেন। কিন্তু এর পাশাপাশি আপনি বললেন যে হচ্ছে আ দেখা যাচ্ছে যে আপনি চেষ্টা করছেন যে খরচটা কমানোর কিন্তু কোনভাবে বেশি খরচ হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে খরচটা বেশি কেন হচ্ছে? আর কখন দেখতেছেন যে খরচগুলো বেশি হয়ে যাচ্ছে? মানে কী, কী বিষয়ে? ধরেন জামাকাপড় কেনা বা কোন ইকুইপমেন্ট কিনা নাকি কোনো এমার্জেন্সি বা কিছু?
আ হ্যাঁ। হুম। হুম। আচ্ছা। আপ এইক্ষেত্রে যদি আসলে বলতে চাই। তো আপনার যেটা হচ্ছে কি, যে আমি আমার যা প্রকার সেভিংস ছিল তো ওই খরচগুলো আর আমার আ মাসিক যে ইনকাম ছিল, সেইখান থেকে সেটা সহ, মাসিক ইনকাম দিয়ে আসলে আমি আ ইয়ে করছি আপনার আ যে রেন্ট বা আপনার দৈনন্দিন যে খরচ সেটা চালিয়েছি। তবে সেভিংস যা ছিলো সেই খরচটা হয়ে গিয়েছে বলা যায় যে, ওই আ গ্যাজেটস তারপরে আপনার আ কম্পিউটারের আপডেট, তারপরে আপনার রুম ডেকোরেশন এইসব আ অপ্রয়োজনীয় কাজে আসলে আমার যে খরচটা আপ সেটা আসলে একটু বেশিই হয়ে গিয়েছে। আর বলা যায় যে সাথে আপনার ওই যে আপ চায়ের দোকানের খরচটাও কিন্তু আসলে তুলনামূলক আমার বেশি হয়ে গিয়েছে। আমি আ বুঝতে পারছি না যে আ বিশেষ করে চায়ের দোকানের খরচটা আসলে কিভাবে কমানো যায়? কারণ আ বলছিলাম যে গ্যাজেট আর রুম ডেকোরেশন তো আসলে আ হইতে পারে। তবে চায়ের দোকানের খরচটা আমার একটু তুলনামূলক বেশি হয়ে যাচ্ছে। আমি এটা আপ কোনভাবেই আসলে নিয়ন্ত্রণ করতে পারছি না। উম জি।
হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা। হু, হু। হুম, হুম। জ্বি, বুঝতে পেরেছি যে আসলে দেখা যাচ্ছে যে এখন আপনি যেহেতু ফ্রি থাকছেন, তো নানা রকম জিনিসপত্র কিনা হয়ে যাচ্ছে। আবার পাশাপাশি আ চা টাও বেশি খাওয়া হচ্ছে হয়তোবা সাথে আপনার আড্ডাটাও বেশি দেয়া হয়েছে যাচ্ছে। রাইট?
উম হ্যাঁ। উম জ্বি। একদম। ব্যাপারটা হলো যে এটা তো হচ্ছে সাথে আসলে আ আরেকটা খারাপ অভ্যাস আমার তৈরি হয়ে গিয়েছে। সেটা হলো চায়ের সাথে, সাথে আ আপনার আ বারে যেয়ে ড্রিঙ্ক করার যে ব্যাপারটা, সেটাও আসলে আমার আ খরচের যে মাত্রাটা সেটা আসলে মনে হয় হচ্ছে বেড়ে গেছে। আ সবথেকে বেশি ওই জায়গাতে। কারণ চায়ের দোকানে আর কত টাকাই? তবে আপ ঐখানে আমার মনে হয় যে সবথেকে বেশি রকমের একটা খরচ বেড়ে গিয়েছে। কিন্তু আসলে আমি ঠিক আ বুঝে উঠতে পারছি না যে আমার খরচটা ঠিক কোথায় যাচ্ছে? আর আমার আ এমন কোন ট্র্যাকার ও নেই যে আসলে আমি আ এখানে আমার এত টাকা খরচ হয়েছে বা আপ এইখানে আসলে আমি এত টাকা খরচ করেছি। জি।
হ্যাঁ। আ হু, হু। হুম। হ্যাঁ ,বুঝলাম যে আপনার আসলে চাকরিটা চলে যাওয়ার পরে নানারকম আ খারাপ অভ্যাস হয়ে গিয়েছে। আ তো আপনি কি আবার আরেক দফা চাকরিতে জয়েন করার চেষ্টা করেছিলেন? বা আপনার যেই খরচগুলো বললেন সেগুলো ক কখনো নোট ডাউন করে রেখে আ রাখেন? যে ধরেন এমন হতে পারে না যে ধরেন চা-ই খেলেন, আপনি এক কাপ চা-ই খেলেন। সেটাই মোবাইলের নোটস নামের যে অ্যাপটা থাকে সেখানে আপনি হয়তোবা লিখে রাখবেন। এমনকি কোন চেষ্টা করেছিলেন কি?
এ হ্যাঁ। উম জ্বি। উম হু। উম জ্বি। আ এরকম চেষ্টা আসলে ঠিক করা হয়নি। আপনার বড়, বড় খরচের যে ব্যাপারটা আছে, সেখানে হয়তো আপ কয়েকটা রিসিট আছে। তবে আপনার আ ছোট, ছোট করে বা এই যে আপনার ৳৫০, ৳২০, ৳১০০ এই জাতীয় যে খরচগুলো হয়েছে না আম একটাও আসলে আমি আ কোন প্রকার আরকি আপনার নোট করে রাখতে পারিনি। বলা যায় যে, কোন প্রকার কোন হিসেব নেই। আর যখন আসলে হিসাব পাচ্ছি না, তখনই আসলে আমার ওই যে মানসিক চাপের যে ক্ষেত্রটা, সেটা আসলে আ বেড়ে যাচ্ছে। আপনার আ বলতে পারেন যে আসলে যার প্রেক্ষাপটে নতুন কাজের আ যোগ দিতেও ভয় লাগছে যে, আ আমার তো আসলে মাসিক এর যে খরচের ব্যাপারটা, সেটা আসলে বেড়ে গিয়েছে। তো এখন আ ঠিক কিভাবে যে আ ওই খরচটা সামলে উঠবো বা ওই খরচটার ব যে আমার বর্তমান যে খরচ সেটা আসলে আ সামলাবো? সেটা আসলে আমি বুঝতে পারছি না, একেবারেই। উম জি।
হ্যাঁ, হ্যাঁ। হু, হু, হু, হু। হ্যাঁ। হ্যাঁ। হু, হু। হ্যাঁ। উহুম। হ্যাঁ, বুঝতে পারলাম যে আসলে আপনি খুব চিন্তা করছেন যে আসলে খরচগুলো যেগুলো হচ্ছে, এগুলো ঠিক হচ্ছে না। আবার পাশাপাশি আপনি চিন্তাও করছেন যে, খরচগুলো কমিয়ে কিভাবে আপনি আবার নতুন করে নিজের লাইফটা গুছিয়ে নিবেন। তো এই ক্ষেত্রে আসলে আপনার এখনকার পুরো রুটিনটা কি? মানে আপনার ঘুম, খাওয়া-দাওয়া, এগুলো কি ঠিকমতো হচ্ছে নাকি চিন্তা করতে, করতে এগুলোও মিস হয়ে যাচ্ছে?
উম হু, জি। হ্যাঁ। আ বলতে পারেন যে ঘুমের যে ক্ষেত্রটা আমি ঠিক আ কখন ঘুমাচ্ছি সেটা আসলে বলতে পারব না। আর আ রাতে হোক বা দিনে হোক আমি সাধারণত রাতে কা আ কাজ করি। তো আপনার এখন রাতেও মাঝেমধ্যে টেবিলের উপরে ঘুমিয়ে যাচ্ছি বা চেয়ারে বসে আসলে ঘুমিয়ে যাচ্ছি। আ ঘুম থেকে উঠে দেখছি ৩-৪ ঘন্টা পার হয়ে গিয়েছে। তারপরে যখন বেডে যাচ্ছি, তো বেডে যেয়ে ঘুম থেকে উঠেও না আসলে আপ ঐখানেও রুটিনের যে ক্ষেত্রটা সেটা আসলে আ কোনভাবেই আপনার ইয়ে করতে পারছি না। মানে একটা সমন্বয়ের ভেতরে নিয়ে আসতে পারছি না। আ আ বেডে যেয়েও কিন্তু আসলে আমার ওই ঘুমালে ২-৩ ঘণ্টার ভেতরে ঘুম ভেঙে যাচ্ছে। আবার এমন সময় হচ্ছে যে আমি একটানা ১০ ঘণ্টাও ঘুমাচ্ছি। এখানে আমার কোন প্রকার সেন্স নেই। এর ভিতরে আমার বন্ধু-বান্ধব, তারপরে পরিবার এরাও আসলে কল দিয়ে, দিয়ে দেখি যে বা ১০ টা-১২ টা করে দিয়ে ফেলে। কিন্তু আসলে আ তার কিছুই আমি টের পাই না। বা একেবারেই আসলে খুবই বাজে একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি বলতে পারেন আমি। উম জি।
হুম, হুম। হুম। হুম। হুম, হুম। হ্যাঁ। জি, বুঝতে পেরেছি। আসলে সবকিছুর উপরেই আপনার ইফেক্ট টা ফালাচ্ছে। আপনার এই আ খরচ বেশি হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে ঋণও নিয়ে বসে আছেন। আবার পাশাপাশি নানা রকম খরচ হয়েই যাচ্ছে। আবার আপনি মানসিকভাবে ঠিক হওয়ার জন্য নানারকম কাজ করছেন কিন্তু সেটাতে আসলে লাভ হচ্ছে না। যেহেতু সমস্যাটা হচ্ছে মেইনলি টাকা-পয়সা নিয়েই। তো এক্ষেত্রে না আপনি যেটা বললেন যে ঋণ তো অলরেডি নিয়ে ফেলেছেন। তো আ চাইলে না আপনি যেই টাকাগুলো আপনার কাছে এখন আছে বা আ যেগুলো আপনি হয়তোবা ডেইলি লাইফ এ খরচ করতেছেন। সেটার জন্য না একটা ছোট করে হচ্ছে গিয়ে নোটস করে নিতে পারেন যে, "আজকের দিনে কি, কি খরচ হচ্ছে সেগুলো আমি একদিনের জন্য হলেও নোট ডাউন করব।" তাতে হবে কি? আপনার গড় একটা আইডিয়া চলে আসবে যে সপ্তাহে কিরকম খরচ হচ্ছে? তো তখন যখন হচ্ছে গিয়ে আপনার কারেক্ট একটা অ্যামাউন্ট নিয়ে হচ্ছে গিয়ে আপনার ধারণা চলে আসবে তখন দেখবেন যে এই অতিরিক্ত টিন টেনশন যেটা হচ্ছে যে কোথায় কত খরচ হলো? বা এত যে জিনিসপত্র কিনলেন সেগুলোতে কত টাকা খরচ হচ্ছে? সেগুলো আপনি ট্র্যাক করে আ রেখে দেওয়ার কারণে দেখা যাবে যে আপনার মাসিক কত ইনকাম করতে হবে? বা কি করতে হবে? সেটা নিয়ে আপনি বুঝে উঠতে পারবেন। তখন দেখা যাবে কি, যে আপনার কাজগুলোতে মনোযোগ বেশি চলে আসবে। আপনি চেষ্টা করবেন যে এত বাজেটের একটা আপনার চাকরি করা দরকার। আবার পাশাপাশি যদি ধরেন আপনার মানসিকভাবে একটু বেশিই ক্লান্ত থাকেন যে আপনি বুঝতেছেন না যে আ টোটালি আপনি কি করবেন? বা এত টাকা খরচ হয়ে গেছে। এখন মানসিকভাবে থাকে না যে রাত্রে বেলা ঘুমানোর আগে চিন্তা করতেছেন। আ যে "এত বেশি খরচ হ্যান?" উম এটা নিয়ে চিন্তা বেশি করতে থাকেন। তো তখন আপনার পরিবারের কারোর সাথে আলোচনা করতে পারেন যে, "এ দেখো এত খরচ তো আমি করে ফেলেছি। তো এটা তো আর বাদ দেওয়া বা চেঞ্জ করা পসিবল না।" তো তখন তারা একটা মানসিকভাবে একটা সাপোর্ট দিলে আপনার ঘুমটাও ঠিকঠাক হয়ে যাবে। ধীরে, ধীরে তারা আপনার আত্মবিশ্বাসও বাড়িয়ে দিতে পারে। তো এভাবে কি আপনি কখনো চেষ্টাটা করেছেন মানে কথাবার্তা বলার মাধ্যমে বা দিনের হিসাবটা করার মাধ্যমে?
হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। উম জি। উহ হ্যাঁ, হ্যাঁ। উম জি। হ্যাঁ, হ্যাঁ। হুম। উম জি। হ্যাঁ, হ্যাঁ। উম হুম, বুঝতে পারছি। উম জি। অ্যা হ্যাঁ। হুম, জি। হুম। উম জি। আ এভাবে এভাবে আসলে চেষ্টা করে দেখা হয়নি। আর হিসাবের যে ক্ষেত্রটা হচ্ছে কি? আপনার ওই আ প্রতিদিন ধরেন আসলে ৳৫০০ র আ নোট ভাঙি এখন ঐখান থেকে যে ঠিক আ কো আ সারাদিন যাবার পরবর্তীতে আমি কিছু করি না। তো ওই যে চায়ের দোকানেই আসলে যাওয়া-আসার একটু ক্ষেত্রটা আছে। তার পরবর্তীতে যেয়ে দেখি যে আসলে আ রাত্রে আপনার যখন পানি কিনবো ওই জায়গাতেও আসলে আমার আ যে ঘাটতি, আর্থিকের যে আ কম হয়ে যায় বলা যায় যে আ শেষমেষ যেয়ে পানি কেনার টাকাটা থাকে না। বা আমার ঐযে আ প্রয়োজনীয় জিনিস বা পণ্য সামগ্রী আসলে কেনার টাকাটা থাকে না। আর আ পরিবারের সাথে এই ব্যাপারে আলোচনা এখনো করে দেখা হয়নি। কারণ আব আ পরিবারের থেকে আসলে আমার মনে হচ্ছিল যে আ যদি আলোচনা করি তাহলে তারাও হয়তো এই বিষয়টা নিয়ে আসলে একটু চাপে পড়বে আরকি। আর আপনার যেহেতু আসলে আমার ইন্টারনেট ভিত্তিক কাজ, আ সে তো আসলে ইন্টারনেটের মাধ্যমে যে কাজ খুঁজে দেখার যে ক্ষেত্রটা সেটাও না আসলে আমার এখন বর্তমান সময়ে কোন প্রকার আ ভালো লাগছে না। বলতে পারেন যে আ কাজ খুঁজার ভেতরে আসলে একটা অনীহার যে ব্যাপার, সেটা আসলে খুব আ বেশি রকমের তৈরি হয়ে গিয়েছে। যেটা আমি একেবারেই আর মনোযোগ কোন কিছুতে দিতে পারছি না। বা পরিবারের সাথে যেটা হচ্ছে যে আ অনেক বেশি রকমের অনেক সময় খারাপ আচরণও করে ফেলছি বা খারাপ কথাও বলে ফেলছি আমি। উম জী।
হু, হুম। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। হুম, হুম। জী। আসলে বুঝতে পারছি যে আপনি আসলে বেশ কষ্টই পাচ্ছেন যে পরিবারের সাথে খারাপ বিহেভ করে ফেলছেন। আবার তাদের সাথে কথা শেয়ারও করতে পারছেন না। বা করলে হয়তোবা অপোজিট হতে পারে। তো এক্ষেত্রে না আপনি চাইলে আপনার যে মানে আগে জবগুলো করতেন তখনও তো পরিচিত কেউ থাকতে পারে, তাই না?
হুম জী। এ হ্যাঁ, এক
তাদের সাথে হচ্ছে একটু কথাবার্তা বলে দেখতে পারেন যে তাদের কোন চিনাজানা জব আ ভ্যাকেন্সি আছে কিনা? বা তাদের থেকে একটু সাপোর্ট নিতে পারেন যে, "এরকম আপনাদের সাথে ঘটলে তখন আপনারা কি করেন?" তখন দেখা যাবে যে রিয়াল লাইফ একটা যে এক্সপেরিয়েন্স সেগুলো আপনাকে বলতে পারে। আবার পাশাপাশি আপনার যদি মনে হয় যে, "না, আমি কাছের কারো সাথে কথাই বলব না।" তাহলে হচ্ছে আপনি ডক্টরের পরামর্শ নিতে পারেন। দেখা যাবে যে আপনি ডেইলি যখন হচ্ছে কথাবার্তা বলবেন তখন ধীরে, ধীরে আপনার আসলে আ মানসিকভাবে চেঞ্জ হতে থাকবে। আবার পাশাপাশি আপনি চাকরিতেও ফোকাস করতে পারবেন। আর চাকরির অ খোঁজার ব্যাপারটা কি? আপনি যদি আশেপাশের মানুষকে বলেন বা পরিবারকে বলেন যেহেতু টাকা-পয়সার ব্যাপারে বলতে পারবেন না, তো কিন্তু চাকরি খুঁজে দেওয়ার ব্যাপারে তো আপনি আ সাহায্য নিতেই পারেন যেহেতু আপনার কাছের মানুষ। তো দূর-দূরান্তের ধরেন আত্মীয়, আবার দূর-দূরান্তের কিছু বন্ধু হয়তোবা স্কুল-কলেজের তাদের থেকে একটু উম ভ্যাকেন্সি হিসেবে জান জেনে নিতে পারেন। তো এক্ষেত্রে আপনার নিজের থেকে খোঁজা লাগবে না। আর কিছু আইডিয়াও চলে আসবে। আর ধীরে, ধীরে দেখা যাবে যে আপনার ইন্টারভিউ দিতে, দিতে একটা স্কিলও চলে আসবে, আবার আত্মবিশ্বাসও চলে আসবে। আবার মাইন্ডটাও অন্যদিকে ফোকাস হয়ে যাবে। এভাবে কি মনে হচ্ছে যে আপনি ব্যাপারগুলো আ ঠিকঠাক করে নিতে পারবেন?
উম জ্বী। হ্যাঁ, হ্যাঁ। উম জ্বী। হ্যাঁ, হ্যাঁ। উম হ্যাঁ, হ্যাঁ। উম জ্বী। উম জ্বী। হুম। আ হ্যাঁ, আসলে আ বিশেষ করে এই কথাগুলো আমি অনেকদিন ধরেই বলতে পারি না কারোর সাথে। তো আমার বিশেষ করে হালকা বোধ হচ্ছে আর আমি এভাবে চেষ্টা করে অবশ্যই দেখব কারণ মনে হচ্ছে অনেক কার্যকরী একটা পদ্ধতি। তো ধন্যবাদ আপনাকে।